জ্বি। আসলে এইযে আপনাকে যে আমি বললাম যে, আপনি একটা ব্যবহার করে ফেলেছেন। কিন্তু দেখা যাচ্ছে আমিও কথা বলতে গেলে আমিও ২ ৩ টা ব্যবহার করে ফেল ফেলব। এটার কারণ হচ্ছে হলো কি এ আ আগে কিন্তু বা প্রাতিষ্ঠানিকভাবে ছোটবেলায় পড়েছি বাংলা ভাষা ২ ধরনের হয়। আঞ্চলিকটা বাদ দিয়ে, আধুনিক ভাষা এবং চলিত ভাষা। এখন কিন্তু হয়ে গিয়েছে ৩ টা, আমার আমার অভিজ্ঞতা বা, আমি বে আমার মতে আধুনিক ভাষা, চলিত ভাষা, মিশ্রিত ভাষা। তারমানে এটা একটা এখন মিশ্রিত হয়ে গিয়েছে। এখন দেখেন, ব্যবহার না বলে আমরা use বলছি। তারপরে আরাম না বলে, আরামদায়ক না বলে, comfortable বলছি। এই জিনিসগুলো কিন্তু ১ দিনে আসেনি।
হ্যাঁ, হ্যাঁ। জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম। হ্যাঁ, একটু সহজ খুশি সুন্দর ভাষার মতো হচ্ছে গিয়ে আমরা ব্যবহারটা করি।
জ্বি, জ্বি, জ্বি। এখন এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাক কেউ কা বলছেন সেটা শুনছি এবং দেখা যাচ্ছে নিজের এ ই অনেক সময় নিজের অজান্তেই এগুলো রপ্ত হয়ে যাচ্ছে। ভাষা কিন্তু শা শুনে, শুনেই কিন্তু রপ্ত হয়ে থাকে। তো এ এই জিনিসটা খুব খারাপ লাগে। কেননা এটা আমাদের একটা আন্তর্জাতিক ভাষা এবং এই ভাষায় কিন্তু অনেক আবেগ থেকে শুরু করে অনেক এ রক্তও কিন্তু জড়িত। যেমন অনেক আন্দোলন হয়েছে ভাষা আন্দোলনের সময়। এই রাষ্ট্রভাষা বাংলা করার জন্য। এ এই ইতিহাসগুলো প এই প্রজন্মকে জানানো উচিত এবং এই প্রজন্ম কিন্তু মিশ্রিত ভাষাটা বেশি ব্যবহার করে থাকে। এটা এটা এটা জ্বি।
আমরা ব্যবহার করে ফেলি। হ্যাঁ। হ্যাঁ, একদমই। অবশ্যই। হ্যাঁ, আর তারা কিন্তু বিকৃতও করে ফেলছে। অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো বিকৃতও হয়ে যায়।
জ্বি, জ্বি। অবশ্যই। অনেক ক্ষেত্রে বিকৃতও করে করে ফেলছে। এবং দেখা যাচ্ছে নিজেকে একটু সুন্দরভাবে অন্যের সামনে উপস্থাপন করার জন্য যেটাকে আসলে বলা যায় এ কি কি যে, এ একটু আধুনিক এ এ আধুনিকভাবে হ্যাঁ, আধুনিকভাবে বলা আধুনিকভাবে নিজের স কে উ উপভোগ্য করে তোলা বা, অন্যর সামনে উপস্থাপন করা। এই জিনিসগুলোর জন্য বাংলার সাথে, সাথে ইংরেজি, ফার্সি, আরবি থেকে শুরু করে অনেক রকম ভাষাই কিন্তু হচ্ছে বলে আমার কাছে মনে হয়। মিশ্রিত।
হুম। Smart way তে নিজেকে represent করতে। হ্যাঁ। হ্যাঁ, এখন কিন্তু শুধু আরবি, ফার্সি এ এমন নয়। এরকম অনেকেই দেখা যায়, কোরিয়ান language বলেন কিংবা, জাপানিজ আছে। কিংবা, অন্যান্য যেগুলো আসলে এতদিন আমাদের কাছে বোধগম্যই ছিল না। এখনকার generation এর বাচ্চারা কিন্তু সেই জিনিসগুলো আয়ত্ত করে ফেলেছে। কিংবা, সেগুলোও কিন্তু তারা ভালোই use করছে। তো এই জিনিসটাকে আসলে কিভাবে দেখেন যে, আ তাদের যে adaptation কিংবা, অন্য ভাষার প্রতি যে আগ্রহ সেই জিনিসটা আসলে কিরকম?
জ্বি।